তো তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মাছ, আ মাংস, তারপরে ডালের আইটেম আ অথবা আ হচ্ছে ভাজির যে আইটেম গুলো থাকে, পোলাও। তো এরকম আমি আসলে ভাগ, ভাগ, করে সবাইকে দেই। আ তো এক্ষেত্রে কি হয় যে হচ্ছে যে এ সালাদ আমাদের ফ্যামিলি তে বিশেষ করে সালাদ খাইতে কিন্তু খুবই পছন্দ করে। তো এখানে সালাদ আইটেম টা কিন্তু একটু বেশিই রাখা হয় সবার জন্য। দেখা গেছে যে শসা, টমেটো, গাজর, তারপরে হচ্ছে ঝাল পিঁয়াজ দিয়ে মানে এ্যা সুন্দর, সুন্দর, ২-৩ টা হচ্ছে আইটেম এর সালাদ হচ্ছে রাখা হয়। তো এইগুলো কিন্তু ভাগ, ভাগে, করে দেয়া হয়।
আচ্ছা। হে আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ভালো ব্যাপার। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা। চমৎকার ব্যাপার। বেশ চমৎকার ব্যাপার আপনি যেটা বললেন যে আসলে আ সকলকে নিয়ে এবং সকলের পছন্দ অনুযায়ী কিন্তু করতে আপনার বেশ ভালো লাগে। তবে আ এরকম কি কখনো হয়েছে যে আসলে আপনি হয়তো চাইছেন কোন একটা কিছু রান্না করতে বা পরিবারের বাকি একেকজন একেকটা বলছে তো তখন এরকম যদি কখনো হয়ে থাকে তখন ওই সিচুয়েশন টা কীভাবে সামলান?
একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ এরকম কিন্তু আসলেও হয়েছে। বিশেষ করে এ্যা দেখা যাচ্ছে যে যার হাতের রান্না বেশি টেস্টি আ তো তাকেই কিন্তু আসলে হচ্ছে রান্না করতে এ্যা বেশি দেয়া হয়। আ তো সেক্ষেত্রে এরকম হয়েছে যে এ্যা আমাকে কিন্তু হচ্ছে মাংস রান্না করতে বলা হয় মাঝে, মাঝে। তো আমি কিন্তু আসলে ভয় পাই যে হচ্ছে কিভাবে মাংস রান্না করব। আমার আম্মুর হাতের মাংস রান্না কিন্তু বেশি টেস্টি। তো সেক্ষেত্রে কিন্তু আমি আম্মুকে বলি যে তুমি হচ্ছে মাংস রান্না করো। আমি দেখা যাচ্ছে যে আ অন্য কোন আইটেম রান্না করছি অথবা হচ্ছে আ ডেজার্ট এর ভিতরে যাচ্ছি। এরকম কিন্তু করা হয়।
জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। ঠিক বুঝতে পারলাম। আচ্ছা, আচ্ছা।

আচ্ছা বেশ চমৎকার ব্যাপার। যে আসলে আপনারা এই দায়িত্বগুলি দেখা যায়। যে ছেলেদেরকে দিয়ে দেন এবং এটা এরকমটাই কিন্তু হওয়া উচিত এবং যেহেতু জায়গা আ ভাগ, ভাগ করা থাকে। সেক্ষেত্রে কিন্তু আসলে পরিবেশন করাটাও অনেক বেশি সহজ হয়। তো এই ক্ষেত্রে আসলে আ দেখুন যখন একসাথে অনেকজনের খাবার রান্নার করার কথা বলি বা পরিবেশনের কথা বলি। তখন পরিবেশের যে ব্যাপারটা সেটাও একটু এলোমেলো হয়ে যায়। তো আসলে ওই পরিবেশটা রক্ষার জন্য আসলে আপনারা কোন ধরনের পদক্ষেপ সাধারণত নিয়ে থাকেন?
একদম, একদম। হ্যাঁ, একদম। আ পরিবেশ কিন্তু আসলেও রক মানে হচ্ছে এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে কি করি, আ যেহেতু আমাদের বাড়ির ছাদেই কিন্তু আ মেক্সিমাম অনুষ্ঠানগুলোই করা হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে বাড়ির যারা ছোট আছে বা একটু আ মাঝারি বয়সের। তাদের কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে সিঁড়ি ঘর থেকে একটু, একটু দূরে দূরে হচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে দেই, যাতে হচ্ছে তা যারা আসলে মেহমান এসে খাবে। তাদের যেন সিরিয়াল বাই হচ্ছে উপরে উঠানো যায় এবং সিরিয়াল বাই হচ্ছে নিচে নামানো যায়। এভাবেই কিন্তু আসলে চেষ্টা করি যে পরিবেশটা রক্ষা করা এবং হাত ধোয়ার যে সিস্টেম টা, সেটা কিন্তু আসলে এ বাসার নিচে করা হয়। যাতে হচ্ছে এ ছাদে জাস্ট খাওয়া-দাওয়া করে নিচে নেমে চলে এসে হাত ধোবে। তো এভাবেই কিন্তু আসলে আ চেষ্টা করা হয়, স্বাভাবিকভাবে রাখার।
জি, জি, জি। হ্যাঁ। আচ্ছা। জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। চমৎকার ব্যাপার। ঠিক, বেশ চমৎকার ব্যাপার। যে আসলে আপনারা পরিবেশটার উপরও অনেক বেশি গুরুত্ব দেন এবং এটা কিন্তু হওয়া অনে গুরুত্বপূর্ণ। কারণ যে বিষয়টা দেখা যায় কি? আসলে এত কিছু একবারে করতে গিয়ে বিভিন্ন ধরনের ফাংশনের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে। তখন কিন্তু পরিবেশ রক্ষা করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে এবং কঠিন হওয়াটাই স্বাভাবিক। তবে আপনারা আসলে যে নিয়মগুলি পালন করে পরিবেশটা রক্ষা করার চেষ্টা করেন, এটা কিন্তু বেশ চমৎকার ব্যাপার। তো আসলে আপনার যখন একসাথে এ কোনো অনুষ্ঠানের জন্য রান্না করেন বা একসাথে এই ধরনের কাজে সময় ব্যয় করেন। তখন আসলে সবথেকে মেজ মজার ব্যাপারটা আপনাদের ভিতরে কি ঘটে?
একদম, একদম। হ্যাঁ, একদম।

আ বুঝতে পারলাম। আপনি আ যেরকমটা বললেন যে, আসলে আপনারা কিন্তু দেখা যায় যে আসলে আ কোনো ধরনের চ্যালেঞ্জ আসলেও সেটা একসাথে মোকাবেলা করার চেষ্টা করেন এবং এ সেটার একটা সমাধান ভার ক আ মানে বের করে ফেলেন এবং কাউকে কিন্তু একা কোন সমস্যায় ছেড়ে দেন না, এটা কিন্তু বেশ চমৎকার একটা ব্যাপার। তবে একটা জিনিস কি দেখা যায় যে, অনেকেরই কিন্তু অনেক আ রান্না বা অনেক খাবারের ক্ষেত্রে অ্যালার্জি বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো আপনার পরিবারে আয় কি ধরনের কোন সমস্যা আছে? আর যদি থেকে থাকে তাহলে ওই জিনিসটাকে কিভাবে সামলান?
একদম, একদম। একদম, একদম। আ হ্যাঁ এটা কিন্তু আসলেও হয়। অ্যা আমার পরিবারে কিন্তু হচ্ছে এ্যা অ্যালার্জির সমস্যা বলি বা অনেকে আছে যারা হচ্ছে যে, অ্যা হচ্ছে অনেক খাবার খায় না। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলোও কিন্তু আসলে হিসাব করে করতে হয় যে, অ্যা বিশেষ করে আমার একটা কাজিন-ই আছে যার হচ্ছে অ্যা অ্যালার্জির সমস্যা, তার কিন্তু বেগুন, তারপরে হচ্ছে মাংসে কিন্তু আ মানে খাইলেই আ আসলে অ্যালার্জি বেড়ে যায়। তো সেক্ষেত্রে কি হয় ওর জন্য কিন্তু
অ্যা। এ। আচ্ছা, আচ্ছা। এ। আচ্ছা ,আচ্ছা। কে? আচ্ছা। বুঝতে পারলাম।
ওর পছন্দের আইটেম দেখাচ্ছে "তুমি মাংস খাবা না তাহলে তুমি কি খাবা?" ওকে কিন্তু আসলে জিজ্ঞেস করা হয়। ও বলে যে "তাহলে আমার জন্য রোস্ট করা হোক মুরগির।" তো সেক্ষেত্রে কিন্তু ওর জন্য রোস্ট করা হয়। আবার এক্ষেত্রে এটাও বলা বলে দেয়া হয়, যে যারা হচ্ছে, দেখা যাচ্ছে যে গরুর মাংস খাবে না, আ খাসির মাংস খাবে। তো এই জিন আলাদা, আলাদা, ভাবে করা হয়, এবং আলাদা, আলাদা, ভাবে কিন্তু সবাইকে অ্যা সার্ভ করা হয়। যে যারা হচ্ছে এ মানে মাটন খাবে তাদ তাদের ক্ষেত্রে কিন্তু ওই, ওইগুলোই দেয়া হয় এবং যারা গরুর মাংস তাদের কিন্তু সেগুলো দেয়া হয়। এভাবেই কিন্তু ভাগ, ভাগ করা হয়।
আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। জী, জী, জী। অ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। জি, বেশ চমৎকার ব্যাপার আ যে আপনারা কিন্তু চেষ্টা করেন যে, যাদের বিভিন্ন জায়গায় সমস্যা রয়েছে, বিশেষ করে বিভিন্ন খাবারের ক্ষেত্রে তাদের মতামতটা আগে নিয়ে নেওয়ার এবং পরবর্তীতে সেই অনুযায়ী খাবার তৈরি করে, এটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং বেশ ভালো একটা ব্যাপার। তবে আ যে ওরকম খাবার রান্না করাটা আসলে একটা সমস্যার মানে খুবই কষ্টের একটা ব্যাপার। তার পাশাপাশি পরিবেশনার যে ব্যাপারটা আছে যে, যখন আসলে অনেক মানুষের আ টা একসাথে করতে হয় বা কোনো একটা অনুষ্ঠানের ক্ষেত্রে তখন আসলে কোন ধরনের পদ্ধতিগুলি আপনারা ব্যবহার করে থাকেন খাবার পরিবেশনের ক্ষেত্রে?
একদম, একদম।

একদম, একদম। এরকম কিন্তু হয়ই, রান্নাঘরে দেখা যাচ্ছে যে সবাই মিলে কেউ দেখাচ্ছে রান্নার আইটেম করছে, কেউ কুটা বাছা করছে আ কেউ সালাদের আইটেম। তো এক্ষেত্রে কিন্তু সবাই যখন আ আমরা দেখা যাচ্ছে যে কাজিনরা বলি বা মা-চাচীরা একসাথে হই আ একটা আনন্দমুখর পরিবেশ কিন্তু হয়েই ওঠে। বিশেষ করে আমরা যখন কাজিনরা থাকি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যা অ্যা র মানে রান্নার আইটেম গুলোও হচ্ছে। আ সাথে, সাথে হচ্ছে একটু গান কেউ যা যে ভালো গান পারে সে হচ্ছে গান, গান বলছে। তো এরকম কিন্তু হয় মানে বেশ একটা আনন্দমুখর পরিবেশেই কিন্তু থাকি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। আট্টা। বুঝতে পারলাম। জি, জি। আচ্ছা। কে? আচ্ছা। চমৎকার ব্যাপার। জি, জি এটা কিন্তু বেশ চমৎকার ব্যাপার যে আসলে আপনারা সেই এ কঠিন সময়টাকেও আসলে কঠিন সময় বললাম কারণ আ দেখা যায় আসলে অনেকটা কষ্টই কিন্তু করতে হয় যেরকমটা আপনি বলছিলেন। তো সেই কঠিন সময়টাকেও আপনারা চেষ্টা করেন যে আসলে হাসি খুশি রাখার এবং আ দে বেশ মজার গড়ে তোলার। তো এক্ষেত্রে আ যখন আপনারা এ্যা এ্যা কোনো একটা অনুষ্ঠানের জন্য রান্না করেন তখ এ বড় চ্যালেঞ্জটা আসলে কোথায় আসে?
একদম, একদম। আ হ্যাঁ এই এই থে এই ক্ষেত্রে কিন্তু একটা বড় চেলেঞ্জ আছ আসে সেটা হচ্ছে আমার এখনো মনে আছে আ যে হচ্ছে আমাদের বাসায় একবার হচ্ছে একটা বড় অনুষ্ঠান হয়েছিল। আ তো সেক্ষেত্রে সকাল বেলা আসলে নের মানে রান্না-বান্নার যে পরিবেশটা সেটা করতে হবে, সকাল থেকেই খাওয়া-দাওয়ার আইটেম টা ছিল। তো আমরা কিন্তু সবাই রাত্রেবেলা রাত জেগে হচ্ছে এ ঝাল, পেঁয়াজ কাচা আ কাটাকুটি তারপরে হচ্ছে সকালবেলা আসলে সবজি খিচুড়ি হওয়ার কথা ছিল। তো সবজি যেহেতু আ যেহেতু ওই টাইম টা ছিল শীতের সময় আ তো সেক্ষেত্রে সবজি কাটাকুটি তো এ সবাই কিন্তু ভাগ, ভাগ করে নিয়েছিলাম আর আ যেহেতু শীতের সময় সেহেতু কিন্তু মানে এ দেখাচ্ছে ফ্লোর এ বসে সবাই কাটছিলাম। তো এক্ষেত্রে কিন্তু বেশ একটু চ্যালেঞ্জিং ই ছিল যে হচ্ছে ঠান্ডা লাগছিল তবুও কাটতে হবে। যেহেতু সকালে অনুষ্ঠান। তো এইভাবেই কিন্তু আসলে অ্যা মানে বেশ অনেক রাত পর্যন্ত প্রায় হচ্ছে অ্যা মাঝরাত পর্যন্ত কিন্তু সবাই অ্যা কাটা বাছা করে সব ফ্রেশ করে রেখেছিলাম তো এটা কিন্তু আসলেও একটা আ চ্যালেঞ্জিং মুহূর্তই ছিল।
এ আচ্ছা। জি। আচ্ছা। হ্যাঁ। জি, জি। আচ্ছা। জি। জি, জি, জি। হ্যাঁ। জি, জি। আচ্ছা, আচ্ছা। এ জি। জি। আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা। বুজতে পারলাম। জি, জি।